জ্বী, জ্বী, একদমই। এই গাছের অভাবেই তো বলতে পারেন যে অ্যা আপনার এ ঠিক মতো বৃষ্টিও হচ্ছে না বা হলেও অনাবৃষ্টি অতি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে কয়েকদিন ধরে এরকম। হ্যাঁ, জি, জি, এরকমই এটাই। যে কারণ গাছ তো পানি আপনার ধরে রাখে আরকি। অ্যা বৃষ্টিপাত ঘটায় আরকি। তো এইটাগুলো না থাকলে তো হবেই না, আরকি আমাদের লাইফ এ। এ তো গাছ খুবই জরুরি। আমাদের বেঁচে থাকার জন্য এর বিকল্পই নাই। কারণ গাছ না থাকলে আমরা বাঁচব না। আর আমরা না থাকলেও কিন্তু গাছ বাঁচবে না। অবশ্যই তাদের যত্ন করতে হয়। সেক্ষেত্রে অবশ্যই বলব। তো গাছ লাগানো
জি। সেটাই। বন্যা প্লাবিত হয়ে যাচ্ছি আমরা। জি, জি। জ্বী। না জি। কখনোই জি। জ্বী, জ্বী। না সেক্ষেত্রে আমি আপনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি। কারণ আসলে গাছপালা আমরা না থাকলে গাছপালার সেরকম কোন ক্ষতিই হবে না আমি মনে করি। কারণ আমরা না থাকলে পু হ্যাঁ ঘরবাড়ি না থাকলে দেখা যাবে যে আমাদের ঘরবাড়ির মধ্যে দিয়েই মানি প্লান্ট এর মত পেঁচিয়ে, পেঁচিয়ে, গাছ-গাছারি উঠে গেছে। মানে এ এই মা আ কারণ পৃথিবী কিন্তু আমাদের আগেও ছিল। আর আমরা যখন পৃথিবী ত্যাগ করব মানুষ হিসাবে, তখনও কিন্তু হয়তো বা পৃথিবীটা টিকে থাকবে। কারণ পৃথিবী এমন একটা জিনিস যেটা আসলে নিজের টেক কেয়ার বা নিজের ঠেক মানে দেখভাল নিজেই করতে পারে। কিন্তু যখন আমরা আসলে এটার ক্ষতির মাত্রাটা বাড়িয়ে দেই, তখন আরকি আসলে নে মানে আপনি আ নিজের কে মানে যখন আমরা ওর শরীলের দিক দিয়ে যদি চিন্তা করি, আমাদের যখন জ্বর ঠান্ডা লাগে। আমরা নিজেরা ঠিক হতে পারলে পারলাম না হলেও ঔষুধ খেলাম। ঠিক সেরকমভাবেই পৃথিবীটা চলছে। কিন্তু আমরা যেই জ্বরটা পৃথিবীটাকে দিচ্ছি, সেটার জন্য পৃথিবী কোন ঔষুধ খেতে পারছে না। যেটার কারণে দেখা যাচ্ছে যে মানে ব্যাকটেরিয়াটা প্রতু প্রত্যেক হারে বাড়ছে। আর পৃথিবীর সব গাছ-গাছারি সবুজ সৎ সতেজ সবকিছু একে, একে, ধ্বংস হয়ে যাচ্ছে। সেটা কিন্তু মানে খুব বিদ্রূপ একটা ভবিষ্যতের মানে আম কি বলবো আশা দিচ্ছে আমাদ আমাকে। আশা কি? আমি বলব দুঃস্বপ্ন দিচ্ছে অনেকটা কম বেশি।
উ আচ্ছা, আচ্ছা, ঘরবাড়ি থাকবে না তাই। হুম। আচ্ছা, আচ্ছা, সেটাও ঠিক বলেছেন আপনি। হুম। হুম। হুম। হুম। জ্বী। হুম। হুম একদমই। জি, জি, জি। একদমই। এই যে এটার ফলে কিন্তু আমাদের বলবো বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী বলেন, পাখি বলেন গাছ কমে যাওয়ার কিন কারণে কিন্তু অনেকটা কমে গেছে এখন। বর্তমানে হারিয়ে গেছে অনেক প্রজাতি হ্যাঁ অনেক প্রজাতি একদম বিলুপ্ত হয়ে গেছে। অনেকগুলো আশঙ্কার ভিতরে আছেন হু।
জি, জি। জি। নাই বললেই চলে। জি, জি। আপনি অনেক প্রজাতির কথা বলতেছেন। আমি তো শহর বাড়িতে এখন আর কাকের আওয়াজও শুনতে পাই না। কারণ কাক জিনিসটাও অনেকটা হয়তো বিলুপ্ত হয়ে গেছে জানি না। কা মানে জি, জি। অনেক ছিল। কিন্তু এখন, এখন, নাই বললেই চলে। জি।
আচ্ছা, আচ্ছা। হুম, আগে অনেকটাই ছিল। আসলেই ঠিক বলেছেন। এখন অনেকেই কমে গেছে। জি একদমই চারপাশে। এগুলো আসলেই গাছপালা না থাকলেই হয়তো জীব বৈচিত্র্যও একসময় হারিয়ে যাবে সবকিছু। হুম একদমই ঠিক বলেছেন।
সেটাই। হ্যাঁ, জীববৈচিত্র্য হারিয়ে যাবে। জি। তো সেই কারণেই আমাদের সকলের আমি মনে করি যে গাছপালা লাগানো প্রয়োজন। গাছের সঙ্গে সময় কাটানো প্রয়োজন। যেটার কারণে আসলে গুরুত্বটা আমরা নিজেরাও বুঝতে পারবো, পরের প্রজন্মকেও বোঝাতে পারব। বেশ ভালো লাগলো কিন্তু আপনার সঙ্গে একটা যুক্তিযুক্ত বিষয় নিয়ে কথা বলতে পারলাম। আশা করি ভবিষ্যতে আরো এরকম কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।
হুম। জি, অবশ্যই। হুম।